ওয়েট
জ্বি।
তো যাই হোক আমরা ভোট নিয়ে বলছিলাম। তো আপনি জ্বি, জ্বি।
জ্বি, জ্বি। ভাই আরেকটা জিনিস মানে গণতন্ত্র নিয়ে যদি আমি, মানে আমরা যেহেতু কথা বলতেছি ভোট ভোট নিয়ে তো ঐ যে দিন শেষে যদি গণতন্ত্র হয় বা ভোট ভোটের যে একটা সুষ্ঠু আমি টিমগুলা যদি ভালো থাকে যে না এই টিমটা লেজিট এ টি অন্য টিমটাও লেজিট মানে এ কোনো এক্টিং না। ঠিক আছে? তাহলে ভাই কে দেখা যায় যে ওর মোটিভ আর ও মোটিভ মধ্যে একটা তফাৎ করতে পারবো বা আমি চুজ করতে পারব যে আমি এই এই দলের সাথে আমি একমত। তো তখন কিন্তু ভাই একটা ভোট দেওয়ার একটা শান্তি আছে যে না আমার একটা চাইতেছি এই দলটা জিতুক। তাহলে এই দলটা এরকম করে কাজ করবে। কিন্তু ওই এই যে জিনিসটা জ্বি, জ্বি, এত ভা বাংলাদেশে ভাই এই যে কারাপশন টা এত বেশি যে যেই আসে ওই মানে বড়লোক হয়ে যায় বা ওর ঐযে ব্যাংক ব্যালান্স, আ সুইচ ব্যাংকে কয়েকটা অ্যাকাউন্ট খুলে যায় আরকি। ওর নামে ওর ছেলেমেয়েদের নামে এরকম হয়ে যায়, মানে স্যাড আরকি।
আচ্ছা, আচ্ছা। জ্বি। হুম, হুম। হ্যাঁ, জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। দল তো পাওয়া যায় না এত ভালো দল আসলে। কঠিন বাংলাদেশে খুঁজে পাওয়া। <chuckles> হুম। হ্যাঁ। এই যে হ্যাঁ, এই যে, ১ জন গেলো আরেকজন তো আসার জন্য লাফাচ্ছে। আসলে কিভাবে নিজে নিজের পকেট ভারি করবে বলে। দেখুন এরকম নির্লজ্জ বেহায়ার মতো কথাবার্তা বলতেছে এবং স্টিল একটা, এক ধরনের জনগণ তাদের স্টিল ভোট দিবে। কারণ তারাও এক্সপেক্ট করে এদের কাছ থেকে তারাও কিছুটা পাবে। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি। পকেট ভারি করো ভাই। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। হু, হু, হু, ঐ যে দিন শেষে ওরা বলছিল যে এটা, এটা দিব কিন্তু আসলে তো ভাই ঐ দিব, দিব বলেই শেষ। মুখে তো ভাই অনেক কিছুই বলা যায়। কিন্তু করে কে দেখাইছে
হ্যাঁ, দিবো বলে এক্সাক্টলি আমরা যেমন বুঝতে পারি দিবো বলছে কিন্তু পেছনে কোনো ই নাই। কোনো তথ্য নাই, কোনো রিসোর্স নাই, কোনো রেফারেন্স নাই। সো এইটার কোনো ভ্যালু নাই অ্যাকচুয়ালি।
জ্বি, জ্বি। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। একদম ভাই, একদম। ভাই যাই বলেন মানে আমার পার্সপেক্টিভ বা এসব নিয়ে ভাই কোনো মাইন্ড কইরেন না। আমি এটা বলবো যে
না, না কি আশ্চর্য! এটা একটা খুব হেলথি ডিসকাশন ছিল।
মানে এটা জাস্ট আমার মতা আমার আমার মতামত ছিল যে এরকম যে আ গণতন্ত্র মানে সব দেশে খাটে না আমি এরকম মনে করতাম। এটা আমার ভিউ। আ আপনি এটা নরমালি নিয়েন ভাই।
জ্বি, জ্বি, বুঝতে পারছি। না, না সেটা আপনি এখনো মনে করতে পারেন কোনো প্রবলেম নাই। আমি আমার আর্গুমেন্ট গুলো দিচ্ছি। এবং আমার মনে হচ্ছে যে আমরা অনেক ভালো হেলথি একটা ডিসকাশন করেছি।
জ্বি, জ্বি। জ্বি, জ্বি।